আ আসলে বর্তমান সময়ে সবথেকে বড় একটা সমস্যার মধ্যে আমি যে, সমস্যাটা আসলে ভোগ করছি সেটা হচ্ছে দেখা যাচ্ছে কি, সোশ্যাল মিডিয়ায় নিজেদের আসলে আ জিনিসগুলোকে শুধু happy moment গুলোকে আসলে শেয়ার করার যে, একটা ব্যাপার, কিংবা আসলে নিজেদের আ প্রবলেম গুলো কিংবা আসলে imperfect কিছু জিনিস থাকে। আসলে কারো লাইফ এ যে, perfect কিছু না। imperfection এর পরেও দেখা যাচ্ছে যে, একটা সবাই মিলে একটা আ ব্যাপার থাকে যে, সবাই, সবাইকে perfection ই দেখানোর কিংবা আসলে আ কোন কিছু ছাড়া খুবই হ্যাপি জিনিসটা দেখানো। এগুলো না যেটি প্রবলেম হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে যে, এই জিনিসগুলো আশেপাশে যত মানুষ আছে কিংবা ইভেন আমাকেও আসলে দেখা যায়। অনেক সময় না pressurized করে। কিংবা মনে হয় যে, আ ওরটা এরকম দেখছি, আমারটা এরকম কেন না? কিংবা হচ্ছে গিয়ে, আমি হয়তোবা কোন কিছু দিয়েছি যেটি অন্য কারো কাছে মনে হচ্ছে যে, ওর হয়তো বা এত ভালো একটা পজিশন এ আছে কিংবা সবকিছু মিলে পারফেক্ট আছে। আমি কেন না? এ এই জিনিসগুলো নিয়ে দেখা যায় কি এক ধরনের আসলে, হতাশা কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে, বিরক্তিবোধ, আ নানা ধরনের আসলে মিশ্র অনুভূতিগুলো কাজ করা শুরু করে। তখন আসলে এ কি করবো কিংবা কিভাবে জিনিসগুলো আসলে ঠিক করা উচিত, কিংবা যাচাই-বাছাই আসলে কি করা উচিত। সেটিও আসলে বোঝাটা খুবই কঠিন হয়ে যায়।
হুম, হুম। তা ও, ঠি। ও। ও। না বুঝতে পেরেছি। আপনি বিষয়টা নিয়ে বেশ চিন্তিত এবং এটা আপনাকে বেশ পীড়াও দিচ্ছে যে, না, এরকম একটা পারফেকশন বা আসলে নিখুঁত জীবন আসলে সবাই দেখাচ্ছে। এটা আপনি হয়তো জানেন যে, আসলে আপনার জন্য খুব একটা ভালো হচ্ছে না। তবে আপনি কি বলবেন যে, আসলে কোন উন সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্ম গুলা আসলে আপনি বেশি ব্যবহার করছেন, যেখানে আসলে এ ধরনের জিনিসগুলা আসলে বেশি দেখতেছেন?
উম সেক্ষেত্রে আমি যদি বলি আসলে আ যদি আ সবকিছু আসলে শেয়ার করার জন্য ইউজ করা হয়। তখন দেখা যায় Facebook, Instagram এগুলোই আসলে সবথেকে বেশি মোস্ট ইউজেস হয়। আর কমিউনিকেট করার জন্য হয়তোবা Messenger, WhatsApp এই দু ২ টাই আসলে আমি সবথেকে বেশি ইউজ করে থাকি। আ তো এখানে না দেখা যায় যে, আসলে সমস্যাটা কখন হয়? আ সবথেকে বেশি। যে, আমি হয়তোবা কোন কিছু আসলে আ পোস্ট করেছি রেনডমলি। আ যে, জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। কোন একটা quote যেটি হতে পারে স্যাড কিংবা আসলে রিয়ালিস্টিক কোন কিছুর সাথে যেটি আসলে আমাদের আ আ হয় না যে, সোসাইটিতে অনেক কিছুর সাথে আসলে মিলে যায় কিংবা এরকম হয় যে, আমার আশেপাশের মানুষগুলোকে আমি দেখছি যে, তারা হয়তোবা আ কোন কারণে কষ্টে আছে কিংবা কোন একটা প্রবলেেমে আছে। সেইম জিনিসটা এরকম হয় যে, আমার খুব ক্লোজ কেউ একটা দেখেছে। আমি ওই জিনিসটা দেখার পর আমার তার কথা মনে পড়েছে কিংবা আসলে রিলেট করে এরকম হয় যে, আমরা রেনডম কিন্তু অনেক কিছুই শেয়ার করি। আ তো সেটি শেয়ার করার পরে যেটি হয় না যে, আশেপাশের মানুষ আসলে তখন কোয়েশ্চেন করা শুরু করে কিংবা তাদের মধ্যে এক ধরনের আ আসলে negative impact গুলো হয় তাদের ধারণা হয়ে যায় যে, আসলে আমি জিনিসটা এরকম শেয়ার করেছি। তার মানে এই জিনিসটা আমার লাইফ এ হচ্ছে। বা আমি আসলে ভালো নেই। কিংবা আবার আ এরকম কিছু আছে যে, আমি হয়তো কোনো একটা পোস্ট আসলে শেয়ার করেছি। সেই সাথে একটা জিনিস শুরু হয়ে যায়। কানাঘুষা শুরু হয়ে যায়। ও হয়তোবা এখানে জব পেয়ে গিয়েছে কিংবা ও হয়তোবা এটা করেছে, আ ও ওখানে ঘুরতে গিয়েছে। এরকম এক ধরনের জিনিস যেগুলো আসলে দেখা যায় একটা টাইম এ ফ্যামিলি পর্যায়ে আসলে কথাগুলো চলে আসে কিংবা জিনিসগুলো তিলকে তাল বানানোর যে, একটা স্বভাব, সেই জিনিসটা আসলে দেখা যায় যে, জিনিসগুলো আসলে এরকম হচ্ছে।
ওকে। ও। হুম, হুম। ও। হুম, বুঝতে পারছি। ও। তা ঠিক। হুম, বুঝতে পারছি। না আসলেই আপনার জন্য বিষয়গুলো বেশ চাপেরই হচ্ছে যে, উম যখন আসলে এ ধরনের তথ্যগুলো দেখছেন এবং সেগুলো আসলে এই যে, আ যেমনটি বললেন যে, তিলকে তালের মতো আসলে, সবাই আসলে শো করছে যেটা হচ্ছে না সেটাকে বাড়িয়ে বলছে একদম হয়তো মিথ্যা একটা লাইভ শো করছে কিন্তু সেটা দেখে আসলে আ নিজের মধ্যে একটা চাপ আপনি আসলে ফিল করছেন। তবে এগুলো উম জন্য আসলে যে, তুলনার যে, বিষয়টা বা এটা আসলে উম ঠিক কখন বা মানে কোন পরিস্থিতি গুলোতে আসলে আপনি সবচেয়ে বেশি ফিল করেন? মানে কি বিষয়গুলো যে, পোশাক-আশাক নাকি আসলে কোন অ ওই যে, যেটাকে বিলাসিতা, বিলাসী পণ্য এরকম কোন কিছু দেখলে কি আসলে বেশি চাপ অনুভব করেন নাকি আসলে কি ধরনের চাপ একটু যদি আসলে বলতেন।
একদম। আ হ্যাঁ, আসলে এই জিনিস গুলোর ক্ষেত্রে যদি বলা হয় যেমন কিছু specific জিনিস যেরকম উম আসলে যদি specific পণ্যর কথা বলা হয় যেরকম হচ্ছে জামদানি কিংবা আসলে কিছু আ ড্রেসেস আছে যেগুলো দেখলে কন্টিনিউয়াসলি যখন দেখতে থাকি তখন মনে হয় যে, হ্যাঁ, আরেকটা যদি কিনতে পারতাম। এমনও আছে যে, আমি একটা কিনেছি একই মাসে। আ আসলে ২ টা কিনা হয়ে গিয়েছে। তারপরেও ইচ্ছা করছে আমি আরেকটা কিনি। তা আমার কাছে তখন মনে হয় যে, আ ধুর ঢুকবই না, জিনিসটা দেখবোও না। আবার আরেকটা জিনিস এগুলার থেকে আসলে বেশি প্রবলেম হয় কখন? আ দেখা যায় যেহেতু আসলে সবাই এখন আমরা কম বেশি ফ্যামিলি মেম্বার সবাই আসলে সোশ্যাল মিডিয়া তে আছি। সবাই সবার সাথে কম বেশি কানেক্টেড। আ তো কিছু মানুষ এরকম থাকে যারা তা আসলে portray করতে চায়, যে, তারা খুবই পারফেক্ট একটা লাইফ আসলে লিড করছে। তাদের ফ্যামিলি মেনেজ করে, বাচ্চা মেনেজ করে, সংসার মেনেজ করে। আ তারা আসলে সবকিছু করছে। সেই সাথে তাদেরকে নিজেকে ফিট রাখার ট্রাই করছে। কিংবা, আ একটা ব্যাপার থাকে না? যে, অন্য কাউকে দেখলে না তুমি এরকম কেন হয়ে গিয়েছো? আমি তো এরকম ভাবে ফিট মানে নিজেকে একটা নিজে ঢোল পিটানোর একটা ব্যাপার থাকে। এগুলো যখন করে না তখন কিন্তু অ পাশে থাকা মানুষটা আ যারা একটু মেন্টালি স্ট্রং কম কিংবা আসলে জিনিসটা তারা হয়তো একটু মুটিয়ে গিয়েছে কিংবা তাদের complex নিয়ে তাদের মধ্যে আগে থেকেই insecurity আছে। এই জিনিসগুলা নিয়া তখন অ্যা দেখা যায়, আ যে, আসলে, অ্যা যে, আসলে প্রবলেম ক্রিয়েট শুরু হয়। কারণ আ এরকম আমি একবার এরকম হয়েছে, যে, suddenly একটা আ আসলে প্রবলেম এর কারণে ওয়েট গেইন করার পরে দেখা গেছে যে, এরকম আ certain মানুষ এসে আমাকে বলতেছে "আল্লাহ! তুমি আগে কি সুন্দর স্লিম ছিলা, এখন কেন মুটিয়ে যাচ্ছ?" কিংবা এই জিনিসগুলো না complex নিয়ে এক ধরনের আ টন-টিং করে আসলে কথা বলা। কিংবা বলতেছে "তোমার ছবি দেখে তো মনে হচ্ছে তুমি খুব মোটা হয়ে গিয়েছো।" এরকম, এরকম টাইপের। আ আবার হচ্ছে কেউ কিছু আইসে বলতেছে যে, "ও তো ঐখানে ওরকম জব করে। তুমি কেন পারতেছ না? কে তুমি কেন করতেছ না?" মানে এই যে, এরকম আসলে দেখানোর যে, ব্যাপার কিন্তু in genuinely আ সে তার ওয়েট কমানোর জন্য দেখা গেছে যে, হাজার, হাজার লাখ, লাখ টাকা আসলে সে সেখানে ইনভেস্ট করেছে, therapies দিয়ে। কিংবা আসলে আ এখন যেরকম হয় fat reduction করার জন্য তো আসলে নানা ধরনের machineries use করা হয়। কিংবা আসলে সে রিয়াল লাইফে অ্যা সে বলা যায় সেপারেটেড। তো এরকম মানুষ যখন এসে অন্য একটা মানুষকে যখন আসলে আ বলে লাইফ এ আসলে এডভাইস দিতে যায় তখন কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আর এই জিনিসগুলো যখন যাকে আসলে বলা হয় তার জন্য কিন্তু অনেকটুকুই আসলে বিব্রতকর জিনিস কিংবা আসলে বিরক্তিকর একটা কারণ হয়।
হুম, হুম। হুম। ওকে। বুঝতে পারছি। হুম। ওকে। জি। হুম, হুম। বুঝতে পারছি। না, তা তো অবশ্যই। না, তাই। না, এটা তো অবশ্যই এবং আপনি যেটা বললেন এবং আপনার কথা থেকে আসলে বুঝতে পারছি যে, আপনি কেন আসলে এটা নিয়ে এত বেশি চিন্তিত হয়ে যাচ্ছেন এবং যেটা হচ্ছে যে, একটু আপনি আপনার বডি নিয়ে আসলে যখন কেউ আসলে কথা শোনাচ্ছে তখন যেটা বলা যায় আপনাকে একটু হলেও আসলে চিন্তায় ফেলে দিচ্ছে এবং আপনি আসলে সেটা নিয়ে একটু চিন্তাও করে ফেলছেন। তবে একটা বিষয় কিন্তু আসলে সবসময় মাথায় রাখতে হবে আপনাকে যে, অনলাইনে সবসময় যা দেখবেন সেটা সত্যি না সেটা কিন্তু অলরেডি আপনি আসলে বলে ফেলেছেন। তো এগুলোকে যেটা করবেন যে, অনলাইনে যে, সময়টা আপনি ব্যয় করছেন বা যাদের কাছ থেকে এগুলো আপনাকে হ্যাম্পার করছে সেগুলোকে কিন্তু আসলে চাইলে আপনি reduce করতে পারেন, ফিডটাকে আসলে ক্লিন করতে পারেন বা নোটিফিকেশন গুলো কিন্তু আসলে সীমাবদ্ধ করতে পারেন। তখন দেখবেন যে, এগুলো কিন্তু আসলে আপনার সামনে আসবে না। তবে আপনার কিন্তু আসলে একটা দৃষ্টিভঙ্গি রয়েছে এবং সেই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু আসলে এখানে পরিবর্তন করার দরকার আছে যে, তুলনা করার যে, বিষয় বা FOMO র মত যে, বিষয়গুলো আছে ওর আছে আমার কেন নাই, আপনাকেও যখন আসলে কেউ বলছে সেটার দারা কিন্তু আপনিও প্রভাবিত হচ্ছেন। তো এটা থেকেও কিন্তু আসলে আ বদলানো আসলে আপনি চেষ্টা করতে পারেন। তো বদলানোর কি আসলে চেষ্টা করেছেন নাকি আসলে এটা কিভাবে করবেন সেই বিষয়ে আসলে আপনার জানার আগ্রহ আছে?
হুম, হুম। জি, অবশ্যই। হ্যাঁ। হুম, হুম। জী, আসলে জানার আগ্রহ তো অবশ্যই আছে। সেই সাথে আমি আসলে যেটি আ নিজে থেকেই আসলে শুরু করার চেষ্টা করেছি যে, আমি আসলে সোশ্যাল মিডিয়া খুবই কম টাইম আসলে ইউজ করা আ শুরু করেছি কিংবা আসলে চেষ্টা করি। আ যে, আসলে যতটুকু কম সময় এখানে থাকা যায় কিংবা, থাকলেও আসলে টক্সিক মানুষগুলো থেকে আ আসলে একটু দূরে থাকা যদি পসিবল হয়। যদিও বা, জিনিসটা খুবই কম হয়। কারণ দেখা যায় যে, ফ্যামিলি তো এখন কিছু জিনিস আছে যে, আসলে আ Messenger এ গ্রুপ একটা খুলে বসে থাকে। যেখানে একদম সব মিলে ১৪ গোষ্ঠী যেখানে আপনি হয়তোবা সোশ্যাল মিডিয়া ফিড থেকে চেঞ্জ করলেন, কিন্তু ঐখানে তো আসলে কিছু করার থাকে না কারণ সবাই মিলে একদম অবস্থা খারাপ। আ এই জিনিসগুলা আসলে আমি কিভাবে ম্যানেজ করবো? কিংবা আসলে দেখা যায় কিছু, কিছু জিনিস দেখে আসলে তখন খুবই মেজাজ খারাপ হয়ে যায়। আ যে, আমি জানি জিনিসটা সে মিথ্যা কথা বলছে কিংবা, অন্য কাউকে আসলে হার্ট করে কথা বলতেছে। কিন্তু আমি জানি তাকে যাকে বলতেছে আ তার লাইফে genuine life এর আশেপাশেও সে নাই। ত তারপরেও যখন এ ধরনের কথাবার্তা হয় আমার খুব রাগ হয়। কিংবা আসলে খুব প্রচন্ড বিরক্তি হয় যে, সে কেন করছে এই কাজটা? তা এই জিনিসগুলোকে কিভাবে এভয়েড করতে পারি? কিংবা, that time এ আসলে মাথা কিভাবে ঠান্ডা রাখতে পারি, এই নিয়ে যদি আমাকে একটু হেল্প করতেন।
ওকে। ওকে। তা ঠিক। বুঝতে পারছি। উ নিশ্চয়ই। না, আসলে আপনার কথাগুলোতে আসলে শুনলাম। শুনে আসলে উ বুঝতে পারছি, যে, আপনি এই বিষয়গুলো নিয়ে আসলে বেশ বিরক্তই বলা যায়, যে, এরকমটা হয়ে যাচ্ছে
হুম।
তবে এক্ষেত্রে আপনি যেটা করবেন যেটা আসলে আপনি নিজে আসলে বললেন, যে, বাস্তব জীবনের যে, সম্পর্কগুলো আছে, এবং সহায়তার যে, বিষয়টা আছে। যে, অনলাইনে যেগুলো দেখছেন, সেগুলোকে আপনি না দেখে, সবসময় আসলে রিয়াল লাইফ এ যে, জিনিসগুলো আছে বা আপনি যেগুলোকে নিজের চোখে দেখছেন, সেই ধরনের জিনিসগুলোর দ্বারা প্রভাবিত হওয়ার চেষ্টা করবেন। যে, অনলাইনে যেটা দেখছেন, সেটা কি আসলে ওই তুলনাটা না করে, উ যখন আসলে ২ ১ বার রিয়াল লাইফ এর সাথে একটু তুলনা করে দেখবেন। যেটা কিন্তু আসলে আপনি করেন, কিন্তু আসলে প্রভাবিত হয়েই যাচ্ছেন। তো এগুলো যদি একটু দৃঢ়ভাবে চিন্তা করেন, নিজের মনটাকে আসলে শক্ত করতে পারেন, তখন কিন্তু আসলে অ্যাঁ কমে আসবে। তো আপনি কি আসলে একটু বলবেন, আপনার আ যে, কোন নির্দিষ্ট মানুষজন আছে কি? মানে চাঁদের পোস্টগুলো, বা যাদের কথা যেমনটি আসলে আপনি হয়তো বলছিলেন। তো তাদের বিষয়ে কি একটু বিস্তারিত বলবেন? যে, বেশি বিরক্ত হন, বা আসলে বেশিরভাগ সময় তুলনাটা করা হয়?
আত হুম, একদম। আসলে ওরা আমার ব্লাড রিলেটেড কাজিন হয়তো। তো দেখা যায় কি? এরকম জি, আরেকটা ব্যাপার আছে যে, আ ওরা কিছু করলে, হয়তোবা ওখান থেকে ফোন দিয়ে মাকে কিংবা খালাকে উগ "ও তো এটা করেছে, ও তো সেটা করেছে। তোমরা কি।" মানে ইনডিরেক্টলি একটা শোনানোর একটা ব্যাপার থাকে না? যে, কম্পেয়ারিসন টা কিন্তু যখন আর আসলে একটা প্রবলেম হচ্ছে, আ আমাদের আগে যে, জেনারেশন আছে, কিংবা তাদের আগের জেনারেশন, তাদের মধ্যে কিন্তু এরকম উম মানে এক ধরনের কম্পেয়ার করার কিন্তু টেনডেন্সি সবসময় থাকে, কিংবা আসলে আমরা জিনিসটা আ হয়তোবা আমি আমার বাসায় দেখি নেই, যেই কারণে আমার কাছে এখন জিনিসগুলো খুবই বিরক্তকর, বা বাজে লাগে। কিংবা অনেকের মধ্যেই দেখেছি, যে, জিনিসটা কিন্তু তারা কম্পেয়ারিসন এর মধ্যেই বড় হয়। যেই কারণে দেখা গেছে, আমাদের কাজিনদের মধ্যে অনেকেই এরকম আছে। যে, তাদের আসলে মানুষ কি বলবে, এই ভয়ে তারা প্রত্যেকটা জিনিসের জন্য আলে আ আসলে ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে থাকে। প্রত্যেকটা জিনিস করার আগে তাদের চিন্তা করতে হয়, "আচ্ছা, মানুষ কি বলবে?" অ্যা সে নিজে থেকে কি করছে, কিংবা কি খুশির জন্য করবে কিনা, সেটি চিন্তার থেকে তারা সবথেকে বড় চিন্তা থাকে, "মানুষ কি বলবে? আমি কাজটা করলে আমার সাথে কি হবে? মানুষ কিভাবে একসেপ্ট করবে?" এ এই জিনিসগুলো থেকে আসলে আমরা চাচ্ছি যে, এই জিনিসটাকে আসলে বের হয়ে আসতে।
পাউন হুম। হুম, হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। হুম, হুম। বুঝতে পারছি। জ্বী, আসলেই। অনে কিন্তু আসলে বুঝতে পারছি যে, বেশ চিন্তায় আছেন। তবে এখানে কিন্তু এইযে আপনি যে, কী কনটেন্ট দেখছেন এবং প্রাইভেসি সেটিংসটা যদি আসলে ঠিকঠাকভাবে রাখতে পারেন। এরকম যাদেরকে ফলো লিস্টে ফলো করছেন, তাদের লিস্টে যদি একটু আবার যাচাই-বাচাই করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার জন্য অনেকটাই কিন্তু এইযে চাপটা কমে আসবে। তো কি মনে হচ্ছে এখন কি আসলে করতে পারবেন?
আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, আসলে আপনার কথা শোনে আসলে যে, দ্বিধা-দ্বন্দ ছিল যে, আসলে তাদেরকে করলে ঠিক হবে কি হবে না? আসলে এরকম টক্সিক লাইফে আ মানুষ রাখার থেকে না রাখাটা আসলে বা আমার কাছে মনে হচ্ছে আপনার কথা শোনা বেটার হবে। আমি customized করতে পারি কিংবা, আসলে আমার ফিডটাকে ক্লিন করে ফেলাটাই আ আসলে মনে হচ্ছে সবথেকে বেশি আসলে ভালো হয়তোবা আমার জন্য কাজে দিতে পারে। আপনাকে ধন্যবাদ এইযে এতক্ষণ ধরে আসলে জিনিসগুলো শুনছিলেন, আমার কথাগুলো, আ আমাকে ভালো সাজেশন দিলেন। আমি চেষ্টা করবো এই জিনিসগুলো আসলে যাতে আমার লাইফে কাজে লাগে।
হুম। জ্বি। কোন সমস্যা নেই। আপনার জন্য আসলে অনেক শুভকামনা রইলো। এবং আপনি আসলে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারেন এই আশাই করছি। যাই হোক আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। শুভরাত্রি।
জি, অবশ্যই। আ আপনাকেও শুভরাত্রি। আপনিও ভালো থাক